হ্যাঁ। এটা একটা ভালো জিনিস যে, আমরা আসলে পরিবারের ক্ষেত্রে যেটা করি, আমরা পুরুষ যারা, আসলে ওই বোধটা যাদের আছে, নেচারাল্লি আছে, যাদের নাই তারা হয়তো নষ্ট করছে। আ নেচারাল্লি বোধটা থাকে আমরা পরিবারের বর্গ নিয়ে যেখানেই যাই না কেন? আমরা অ্যাট লিস্ট ওই, আ আমাদের না বললেও একটা দায়িত্ববোধে থাকি যে, তাদের কোনো ক্ষতি না হোক। তারা কোন অ, অ অ অস অশুদ্ধ শব্দ বা অশুদ্ধ কোন বাক্য, অথবা কোনো একটা অশুদ্ধ আচরণ, কোনো কিছু তাদের ফেস টু ফেস না হোক এক্সাক্টলি! ওই ব্যাপারটা কিন্তু আমাদের ফুল্লি খেয়াল থাকে এবং আমরা ওইটার জন্য আসলে সবসময় প্রস্তুত থাকি। তো আপনি যেমনটা বললেন যে, রাহাত ফাতে আলী খানের যদি কনসার্টের, কনসার্টের এ্যা কথাবার্তা আছে, এরকম একটা কনসার্ট হলে আপনি যাবেন, ভবিষ্যতে কোনো শিল্পীর যদি এমন হয়। তো আমার আসলে ভাই, আ বা খুব ইচ্ছা আছে যে, আমি আসলে যদি ভবিষ্যতে কোনো শিল্পীর, কোন কনসার্ট হয় আমাদের দেশে, তো আমার ক্ষেত্রে আসলে নো স্পেসিফিক, মানে কোন একটা স্পেসিফিক শিল্পী হইতে হবে এমন না। তার গান-টান আমি শুনেছি, ভালো লাগতো, এরকম হইলে আমার অনেক ভালো লাগবে, কোন একটা কনসার্টে। তবে সেই শিল্পীটা
জি, জি। জি। তা তো অবশ্যই। জি, জি। মানে তারা যাতে কোনোমতে অস্বস্তি বোধ না করতে পারে আরকি। জি, জি। জি। জি। জি। জি, জি। মানি যেকোনো একজন শিল্পী এসে যার পছন্দের গানগুলো আপনার, মানে যার গানগুলো আপনার পছন্দের, সে আসলেই হবে। সে মানি কোন স্পেসিফিক মানুষ না।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তবে ভাই আয়ুব বাচ্চু, জেমস এদেরকে মিস করব। কয এদের মতো কনসার্ট কাপানোর মতো মানুষ বাংলাদেশে সিউর এখন নাই নাই। সে হয়তো
না ভাই, জেমস তো এখনো আছে বাংলাদেশে। ২-৪ টা কনসার্ট করে থাকছে সে জায়গায়, জায়গায়। চাইলেই এড মানি যাইতে পারেন কিন্তু দেখতে।
হ্যাঁ, একটু কষ্ট হবে আসলে জেমসের কনসার্ট অ্যটেন্ড করাটা এখন। কারণ আ ওরা হয়তো অনেক বেশি স্পেসিফিক হয়ে গেছে।
জি, জি। তারপরও ভাই মানি যারা গান-বাজনা ভালোবাসে, যারা গানের প্রতি একটা আলাদা দিক রাখে মনের মধ্যে, তাদের জন্য কনসার্ট গুলো আসলে অনেকটা আশীর্বাদ স্বরূপ। দেখা যায় যে, মানি কনসার্ট এ যা যাওয়ার মাধ্যমে আমরা অনেকটা সচক্ষে দেখতে পারি। সেই মেজিক টা চোখের সামনে ঘটতে, অনেকটা সম্মুখিন হতে পারি। সেটা দেখাটাই তো আসলে ভাই প্রত্যেকটা মিউসিক এর উদ্দেশ্য বলতে পারেন একরকমভাবে।
হুম, হুম। এইটা, এইটা যথেষ্ট বলেছেন। অবশ্যই, অবশ্যই যথেষ্ট বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। যাই হোক তবে ভাই এই কনসার্ট নিয়ে কথাবার্তা বলাতে মনে হচ্ছিল আমরা ২ জনে কনসার্টে ছিলাম। আবার হয়তো কোন একটা কনসার্টে দেখা হয়ে যাবে। আপনি অনেক সুন্দর, সুন্দর গান নিয়ে কথা বলেছেন, অনেকগুলা মেনশন করেছেন। আমার এই ব্যাপারগুলা ফুল্লি মনে থাকবে। আপনি সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।
জি, ভাই। অবশ্যই ভাই। জি। ধন্যবাদ ভাই।